একটা ব্যাপার নিয়ে নাহ, অনেক বেশি মন খারাপের ভিতরে রয়েছি। এবং কিভাবে যে এই মনখারাপের জায়গাটা জোর করব। সেটা একদমই বুঝে উঠতে পারছি না। যত দিন যাচ্ছে মানসিকভাবে, আমার অবস্থাটা না, তত বেশি খারাপ হচ্ছে। এবং আমি আসলে যে, বিষয়টা চাচ্ছি সেটা একদমই করতে পারছি না। মানসিকভাবে এখন সত্যি বলতে। আগের থেকে অনেক বেশি হতাশ হয়ে পড়েছি এবং এ হতাশাটা না, দিন, দিন বেড়েই চলছে। যেখানে ভাবছি যে কিভাবে আসলে এই হতাশার জায়গা থেকে বের হয়ে আসব, সেটা তো পারছিই না। বরঞ্চ দেখা যাচ্ছে আসলে, এই হতাশাটা দিন, দিন বেড়ে যাচ্ছে এবং এই জিনিসটা মানসিকভাবে সবসময় আমাকে একটা যন্ত্রণার ভিতরে রাখছে আমি যতই চেষ্টা করছি এই যন্ত্রণার জায়গাটা থেকে নিজেকে বের করে আনার আমি কিন্তু একদমই পারছি না তো আসলে এই অবস্থায় যে আমি কীভাবে নিজেকে সামলাবো সেটাও না বুঝে উঠতে পারছি না।
আচ্ছা। আচ্ছা। হু। বুঝতে পারলাম। আসলেই বিষয়টা কিন্তু হতাশাজনক। তো এক্ষেত্রে কোন বিষয়টা নিয়ে আসলে বেশ দুশ্চিন্তার ভিতর দিয়ে যাচ্ছেন আপনি বা কোন পরিস্থিতির কারণে দেখা যায় যে মানসিকভাবে বেশ উদ্বিগ্ন রয়েছেন আপনি? বিষয়টা আসলে কী?
আচ্ছা। জি, জি ব্যাপারটা হচ্ছে কি যে আমি। মানসিকভাবে না একটা জিনিস নিয়ে অনেক বেশি চিন্তার ভিতরে রয়েছি। আসলে অনেক বেশি পেড়া খাই। এই বিষয়টা নিয়ে আমি যদি আপনাকে একটু খোলাখুলি বলি। আমি না পোশাক নির্বাচনের ক্ষেত্রে অনেক চিন্তায় থাকি আ কারণ আমি আপনাকে বলি আমার অনেক পোশাক হয়েছে মোটামুটি। তবে কোন পোশাকটা যে কখন পরবো? কোন পোশাকটা কোনটার সাথে ভালো লাগবে? এই ব্যাপারগুলি না আমি বুঝতে পারি না। যার ফলে দেখা যায় যে আসলে আমার জন্য পোশাক নির্বাচন করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। তো এর পেছনে একটা কারণ আছে আবার আসলে যে কারণে আমার এই পোশাক বেছে নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসটা কমে যায়। এর পেছনের কারণটা যদি আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলি আমার এক এ ফ্রেন্ড এর জন্মদিন ছিল। তো জন্মদিনে আ সবাই মানে আমাদের যে মোটামুটি ফ্রেন্ড সার্কেল রয়েছে সবাইকেই তখন দাওয়াত দেওয়া হয়েছিল। তো ভালো কথা দাওয়াত দেওয়া হয়েছে। তো তখন ভাবলাম যে ঠিক আছে দাওয়াত যেহেতু দিয়েছে তাহলে তো যেতেই হবে। তো ভালো একটা আউটফিট পড়ে যাই। তো তখন আসলে আমি আ এরকম কিছু জামাকাপড় পরে যাই। যেটা দেখে আসলে সেখানের মানুষ আসলে হাসি ঠাট্টা করে। "যে হ্যাঁ এটা তুমি কিস কি আ আ পরে আসলা? এই প্যান্টের সাথে এই শার্ট জায় নাকি? আবার এটা আবার কোন ধরনের জুতা?" এগুলা যখন বলে তখন মানসিকভাবে আমার অনেক বেশি খারাপ লাগে যে, "আরে আমি এ তাহলে কি আমার যে এ আউটফিট চুজ করার যে একটা ব্যাপার রয়েছে পোশাক চুজ করার এটা কি ভালো না? তাহলে এখন আমি কী করবো? কিভাবে আসলে নিজের জন্য ভালো পোশাক পরবো?" এবং ওই ঘটনাটার পর থেকে না? নিজের পোশাক বাছাই করার ক্ষেত্রে আমার আত্মবিশ্বাসটা অনেকটাই কমে যায়।
হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। হুম বুঝতে পারলাম এই বিষয়টা আসলেই কিন্তু বেশ আ দুঃখজনক। দেখা যায় যে মানে পোশাক নির্বাচন করতে পারছেন না। মানুষজন আপনাকে নিয়ে হাসাহাসি করছে। এটা কিন্তু মানসিক উদ্বেগের একটা কারণও বটে। তো এই যে আসলে দেখা যায় পোশাক আশাক বেছে নেওয়ার যে একটা সমস্যা রয়েছে আপনার ভেতর বা একটা মানসিক উদ্বেগ রয়েছে। তো আপনি প্রধানত কোন ধরনের অনুষ্ঠানের জন্য আসলে পোশাক আশাক খুঁজছেন? নাকি দেখা যায় দৈনন্দিন জীবনে আপনার আসলে পোশাক আশাক বেছে নেওয়াই সমস্যা?
আসলে আমার না সবসময় এই সমস্যাটা হয়। দেখা যায় দৈনন্দিন জীবনেও আমি কোনটা পড়লে আমাকে বেশি সুন্দর লাগবে, আ কোনটা আমাকে বেশি মানায় এটা আমি একদম বুঝতে পারি না। আমি যদি আপনাকে একটু খুলেই বলি দেখা যায় আমি যখন একটা পোশাক পরি তখন আমার মা বলে যে এইটাতে তোমাকে খুব ভালো লাগছে। তখন আমি আবার আমার কাছে মনে হয় যে না, ওইটাতে আমাকে ভালো লাগছে না। তো তখন আমি আবার ঐটা চেঞ্জ করে দেখা যায় যে আসলে অন্য একটা পোশাক পরি। তো তখন আবার দেখা যায় মা বলে যে, "এইটার থেকে তো আগেরটাই ভালো ছিল।" তো তখন আমার আমার কাছে আবার মনে হয় যে না এটাই ভালো। তো এইভাবে না একটা মানে দ্বিধার ভিতরে পড়ে যাই যে কোন জিনিসটাই আসলে ভালো লাগছে এবং কোনটা আসলে ভালো লাগছে না। এই ব্যাপারটা একদমই বুঝে উঠতে পারি না এবং এক্ষেত্রে আমি যখন কোথাও যাই, কোথাও ঘুরতে যাই বা কোনো ফাংশনে যাই তখন আসলে আরো বেশি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আসলে কোন পোশাকগুলি পড়ে গেলে ভালো হবে বা ভ্রমণে গেলে কোন পোশাকগুলি নিয়ে গেলে ভালো হবে। এই ব্যাপারগুলি না একদমই বুঝে উঠতে পারছি না। যার ফলে মানসিক খুব একটা চিন্তার ভেতরে থাকছি যে আসলে এত আউটফিট থাকা সত্ত্বেও কোনটা কোনটার সাথে ভালো লাগবে এ বিষয়টা একদমই ম্যাচিং করতে পারছি না।
হুম। আচ্ছা। হুম বুঝতে আচ্ছা। হুম বুঝতে পেরেছি। এটা আসলেই দেখা যায় যে, আ কিন্তু একটা মানসিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। যে আপনি ম্যাচিং করতে পারছেন না পোশাক আশাক। এছাড়াও ও ও ওই যে দেখা যায় দৈনন্দিন জীবনে একটা ঝামেলার ভেতর পড়ছেন। তো সেক্ষেত্রে আপনি উম চাইলে কিন্তু দেখা যায় মানি মানি একটা ক্যাপসুল ওয়ারড্রোব কিন্তু রাখতে পারেন। মানি নিজের যে, মৌলিক পোশাক আশাক গুলো রয়েছে বা দৈনন্দিন জীবনের যে পোশাক আশাক গুলো রয়েছে। আপনি চাইলে সেই ক্যাপসুল ওয়ারড্রোব এ কিন্তু সেই পোশাকগুলো সামনে রাখতে পারেন। এছাড়াও, দেখা যায় যে সেই ধরনের ক্যাপসুল ওয়ারড্রোব যেগুলো থাকে। এখানে কিন্তু দেখা যায় যে, পোশাকগুলো বেশ সামনেই থাকে এবং রং নির্বাচন করাটাও বেশ সুবিধার হয়। সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু দেখা যায়, এই ধরনের ওয়ারড্রোবগুলো ব্যবহার করার মাধ্যমে আসলে এ ই আ দেখা যাবে যে আপনি বুঝতে পারবেন যে কোথায় কোন ধরনের পোশাক পরতে হবে। যেমন হয়তো কোনো অনুষ্ঠানে গেলে হয়তো আপনি স্যুট পরতে পারেন বা ক্যাজুয়াল আউটফিট হিসাবে সামনে কিছু ড্রেস রাখতে পারেন। তো এই যে মৌলিক যেই জামাকাপড়গুলো রয়েছে যেমন টি শার্ট, প্যান্ট, শার্ট এগুলো মিলিয়ে আপনি কিন্তু পরে চেষ্টা করে দেখতে পারেন। এতেও কিন্তু দেখা যাবে যে, আসলে এটা আপনার জামাকাপড়গুলো বেশ গোছা গোছানো অবস্থায় থাকবে। এছাড়াও, উম এই যে বলছিলেন যে আসলে পোশাক বেছে নেওয়ার যে সমস্যাটা এটা অনেকটাই দূর হয়ে যেতে পারে। তো আপনার দৈনন্দিন জীবনে কোন ধরনের পছন্দের রং বা স্টাইল কি রয়েছে এবং থাকলে সেটা কী?
আচ্ছা। আচ্ছা, না। জি। আচ্ছা আসলে এই ক্ষেত্রে পছন্দের রং বা স্টাইল এর কথা যদি বলি। সেক্ষেত্রে দেখা যায় হ্যাঁ পছন্দের রঙ তো অবশ্যই রয়েছে। আমি আ ব্যক্তিগতভাবে একটু মানে ডার্ক যে রঙগুলি রয়েছে সেগুলি পরতে বেশি পছন্দ করি। বিশেষ করে আ কালো রঙ বা একদমই ডিপ যে কালারগুলি রয়েছে আবার আ সাদা কালারটা আবার এদিক দিয়ে আমার খুব বেশি ভালো লাগে, তো এক্ষেত্রে বলা যায় যে আমি আমার দৈনন্দিন জীবনের সবথেকে বেশি কিন্তু এই কালা এবং সাদা এই ২ টা কালারকেই করে থাকি পছন্দ এবং আমি চেষ্টা করি এই ২ টা কালারের ভেতরেই আসলে নিজেকে সীমাবদ্ধ রাখার। তবে আবার আ দেখা যায় আমার মা মাঝে মধ্যে বলে যে এটা তো সবসময় ভালো লাগে না শুধুমাত্র কালো কালার বা সাদা কালার সবসময় পরা। এটা তো খুব বেশি একটা সুন্দর নয় আ বা সবসময় একই কালার পড়ছে এটা তো ভালো লাগা কাজ করাচ্ছে না। তো এই ব্যাপারগুলি নিয়ে অনেক বেশি টেনশন এর ভিতরে রয়েছি যে আসলেই এখন আমি ভাবছি যে, "আমার কি এই যে আমি একই কালার সবসময় পড়ছি এটা কি ঠিক হচ্ছে? নাকি এখন আমার আসলে অন্য কোনো ধরনের কালার ট্রাই করা উচিত?" এই ব্যাপারগুলো নিয়েও না অনেক বেশি সন্দেহান রয়েছি। অনেক বেশি চিন্তার ভেতরে রয়েছি এবং কিভাবে যে আসলে এই চিন্তার জায়গাটা দূর করবো সেটাও বুঝে উঠতে পারছি না। মানসিকভাবে সত্যি বলতে এখন এতটাই খারাপ লাগা কাজ করে যে আসলে এই ব্যাপারটা আমাকে একদমই মানসিকভাবে ভেঙে দিচ্ছে। কারণ একটা সময় ছিল যখন দেখা যেত যে আ মার পছন্দে সবকিছু পরতাম। নিজের আ আ কাছে আসলে কোনো একটা জিনিস খুব বেশি একটা গুরুত্ব দিতাম না তখন। তো তখন কিন্তু আবার এত চিন্তা হতো না কারণ যেহেতু বলছে মা বলছে ভালো সেক্ষেত্রে ভালোই এরকম একটা ব্যাপার। কিন্তু যখন বড় হয়েছি তখন আস্তে আস্তে, নিজের একটা পছন্দ হয়েছে এবং সেই পছন্দ আ টা থেকেই কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের চিন্তাভাবনা চলে আসে।
জি। হ্যাঁ। হুম, হুম। আচ্ছা। হুম। আচ্ছা, আছ বুঝতে পারলাম। এই ক্ষেত্রে আসলে আপনি চাইলেই কিন্তু রং বা এই যে নিজের জামা কাপড়ের একটা ফিটিং নির্বাচন করতে পারেন। আপনি চাইলে আ এই যে বলছিলেন ডার্ক কালার এর জামা কাপড় পরেন। আপনি চাইলে রঙিন ধরনের জামাকাপড় কিন্তু পরে চেষ্টা করতে পারেন। যেমন আপনি চাইলে আ হোয়াইট এর সাথে ব্রাউন কালার প্যান্ট পরতে পারেন, হোয়াইট কালার শার্ট পড়তে পারেন। তো এভাবে দেখা যাবে যে এই যে রংগুলো মিশ্রণ করে কোন একটা কম্বো কিন্তু আপনি বানিয়ে চেষ্টা করে দেখতে পারেন। এতে দেখা যাবে কি আপনার রঙের যে একটা ভ্যারাইটিস বা বিভিন্ন ধরনের জামাকাপড় পরার একটা অভ্যাস কিন্তু চলে আসতে পারে। এছাড়াও জামা কাপড়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রঙের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে কিন্তু ফিটিংটা নির্বাচন করা। এই ফিটিংটা নির্বাচন করার মাধ্যমে কিন্তু দেখতে পারবেন যে আপনি আসলে মানে যে রংই পরেন না কেন আপনাকে কিন্তু বেশ ভালো মানাবে। তো এই ধরনের কৌশলগুলো আসলে আপনি কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। তো এছাড়াও আসলে প্রতিটি পোশাকের জন্য আপনার এই যে বাজেট যেটা রয়েছে বা সীমা এটা আসলে কতটা? আর আপনি এই যে পোশাকগুলো যে ক্রয় করেন বা পরে থাকেন এক্ষেত্রে আরামকে বেশি গুরুত্ব দেন নাকি ফিটিং কেমন হবে? বা দেখতে কেমন লাগে? সেদিকে বেশি গুরুত্ব থাকে আপনার?
আচ্ছা। জি। আচ্ছা, আচ্ছা। জি। এক্ষেত্রে আমি সত্যি বলতে দেখা যায়, আ বেশি গুরুত্ব দিয়ে থাকি কমফোর্টটাকে। কারণ, আমি যদি একটা জিনিস পড়ার পর আমার কাছে কমফোর্টই না লাগে, তাহলে তো সমস্যা। তো, এক্ষেত্রে আমি চেষ্টা করি আ সবসময় এরকম পোশাক বাছাই করা, যেটা পড়লে একটু কমফোর্টেবল লাগে এবং আমি একটু মানে আ নিজের মতো আরাম করে চলতে পারি। বিশেষ করে যদি বে আমি যদি গরমের দিনের কথা বলি, তখন যেন আসলে আমি এরকম কোনো কিছু না পড়ি, যেটা পড়লে আসলে আমার অনেক বেশি গরম লাগবে বা অনেক বেশি ঘাম হতে পারে। আমি এই ধরনের পোশাকগুলি কিছুটা এড়িয়ে চলার চেষ্টা করি। তবে আপনি যেরকমটা বললেন যে, কমফোর্ট এর আ সাথে স্টাইল এর কোনো ব্যাপার আসে না কি? তো, এটাই না হয়ে যায়, আমি কমফোর্ট এ পেতে গিয়ে দেখা যায় যে, আসলে একটা যে ভালো লাগার যে একটা ভালো পোশাকের যে ব্যাপার আছে, ঐটার সামঞ্জস্যতাটা না বজায় রাখতে পারি না। তো এই ক্ষেত্রে আসলে আমি কি করতে পারি এটা যদি একটু বলতেন?
হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম, বুঝতে পারলাম বিষয়টা। এইক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু দেখা যায় যে, নিজের একটা কমফোর্টের যে বিষয়টা রয়েছে, এখানে মনোযোগী হতে পারেন। মানি, আপনি চাইলেই কমফোর্টের পাশাপাশি একটু ফিটিং করে ড্রেসগুলো নির্বাচন করলেন, সেক্ষেত্রে দেখা যাবে যে, আপনি কিন্তু খুব দ্রুত একটা সিদ্ধান্ত আসলে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি আ এই যে কম্বোর যে একটা কৌশল রয়েছে, মানে রোগের মানে আউটফিট এর জন্য, এটাও কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। এতে দেখা যাবে কি, আ যে আসলে যে ড্রেস গুলোতে আপনি মানে কমফোর্টেবল, সেগুলোকে আপনি যদি কম্বো আকারে তৈরি করে রাখেন, পরবর্তীতে কোনো গেট-টুগেদার বা অনুষ্ঠানে গেলে কিন্তু দেখা যাবে যে, আপনার এই যে একটা আ বিভ্রান্তি বা উদ্বেগ, এটা কিন্তু অনেকটাই দূর হয়ে যেতে পারে। এভাবে কিন্তু আপনি দেখা যায় যে, কম্বো আবার আ রং, ফিটিং, কমফোর্ট এসব কিছু আসলে বিবেচনা করে মানে নিজের একটা আউটফিট কিন্তু তৈরি করে দেখতে পারেন বা বিভিন্ন আউটফিট তৈরি করে দেখতে পারেন। এটাও বেশ ভালো একটা কৌশল।
আচ্ছা। আচ্ছা। বুঝতে পারলাম। আসলে আপনার সাথে কথা বলার পর, এখন অনেকটাই নিজের এ যে পোশাক রয়েছে, সেটা ঠিক করে পড়তে আমার অনেক বেশি সাহায্য হবে। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন।
কোনো সমস্যা নেই। আপনার সাথেও কথা বলে কিন্তু বেশ ভালো লাগলো। শুভকামনা রইলো আপনার জন্য। ধন্যবাদ।